মানে ট্রান্সফার করেছেন যে আছে না যে অন্য কিছুও পালছেন।
আসলে আ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না আসলে আমি পাখিটাই পালছিলাম। মাছ এনে ট্রাই করেছিলাম। কিন্তু কোন একটা অদ্ভুত কারণে হচ্ছে ২ বার মাছ আনার পরে মাছগুলো টিকে নিই। তা আমার কাছে ছিল একটা প্রাণকে আমি নিয়ে আসবো। আসার পর আমি take care করতে না পারলাম কিংবা আমার কোন ভুলের কারণে যদি সেটা না থাকে সেটা আসলে আমার কাছে অ্যাকসেপ্টেবল না কিংবা আমার কাছে খুব কষ্ট হয়। যে আমি একটা জিনিস নিয়ে আসলাম তার রেসপনসিবিলিটি নিলাম, কিন্তু আমি জিনিসটাকে আসলে টিকে থাকলো না আমার কাছে। তো এই জিনিসটা খুবই আমার কাছে কষ্টদায়ক। এই কারণে না আমি আসলে অন্যদিকে অন্য কিছু পালার দিকে যাইনি। Otherwise শখ হিসেবে যদি বলা যায় আমি গাছ লাগাতে খুব পছন্দ করি। আমার বারান্দায় অনেক রকমের গাছ আছে।
আচ্ছা, আচ্ছা। ওহো। হু, হু একদম ঠিক কথা। একদম ঠিক।